আচ্ছা, আমি না আসলে মানে এটা খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে মানে দিনগুলা এখন পার করছি এবং
ওহ হো!
আমার আসলে মানে কীভাবে বুঝাবো যে আমার সময়গুলো না এখন যেভাবে যাচ্ছে এক ধরণের আসলে বিরক্তের কারণই হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি কোনভাবেই আসলে কোনো কাজ ঠিকমতো করতে পারছি না, মানে মনো মনোযোগ দিতে পারছি না, দেখা যাচ্ছে কী যে, আমার জন্য আসলে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়গুলা এখন অ্যা মানে কিছু, কিছু সময় মনে হয় যে আসলে সব কাজ আমি বাদ দিয়ে মানে একদম বসে থাকি। বাট এটা তো সম্ভব না। তো এই আসলে এখন খুব হতাশাও লাগছে তাই আরকি আপনার কাছে একটা পরামর্শ মানে চাচ্ছিলাম।
হুম। জি। উহু, হুম। জি, আসলে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি মানসিকভাবে একটা বিষণ্ণতায় ভুগছেন। তো আমি আপনাকে এটাও বলব যে আসলে আপনি এখন যে অনুভব করছেন, এটি আসলে আ আপনি এর থেকে খুব একটা বেশি চাপও নিবেন না। আপনি চেষ্টা করবেন যে আসলে স্বাভাবিকভাবে দেখার। তো আপনি যদি আমাকে আরেকটু ঠিক ক্লিয়ার করে বলতেন যে, আসলে আপনার সাধারণ দিনগুলো ঠিক কেমনভাবে কাটে? এটা কী কোনো রুটিন নির্ভর নাকি আ কোনো রুটিন বহির্ভূতই থাকছে?
হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সাধারণতো আসলে এখন আমার দৈনন্দিন জীবন যেভাবে কাটছে এটা না মানে কোন একটা রুটিন বলতে গেলে নাই। হ্যাঁ? এখন আমি যে সময়গুলো আসলে বলব ঐটাই মানে আমার কাছে রুটিন। কিন্তু মনে হচ্ছে যে এটা খুবই ছন্ন ছাড়া রুটিন কোনটার সাথে কোনটা আসলে মিল নেই এরকম লাগছে। কারণ দেখা যাচ্ছে কি যে আমার আসলে সারাদিন যেই আ মনে করেন একটা টাইম ম্যানেজমেন্ট এর বিষয় রয়েছে। হ্যাঁ? এইটা না কোনভাবেই আসলে হচ্ছে না বা সময় ব্যবস্থাপনার যে বিষয়টা রয়েছে। দেখা যাচ্ছে যে আমি কোনভাবেই আসলে আমার আ ঘুম বলেন, আমার নিজেকে সময় দেওয়ার বিষয় বলেন। এগুলো না মানে কোনভাবেই আসলে মেন মেনেজ করতে পারছি না। যেমন আমি সকালবেলা আসলে ঘুম থেকে উঠে বেশ মানে দৌড়ায়ে ইউনিভার্সিটি যাওয়া লাগছে, এবং ইউনিভার্সিটি আসলে এ যাওয়ার পরে দেখা যাচ্ছে কি যে আমার আসলে আ কি বলব যে অতিরিক্ত ক্লান্তি বোধ হচ্ছে। মানে পড়ালেখায় মনোযোগ বলেন বা যেটাই আসলে বলেন এগুলো কিন্তু আমি আ করতে পারছি না। হ্যাঁ? মানে মনোযোগ দিতে পারছি না এবং যার ফলশ্রুতিতে কিন্তু আমার আসলে পরীক্ষাটাও খারাপ হয়ে যাচ্ছে। তো এরপরে আসলে যেটা হচ্ছে যে আমার কিন্তু একটা পার্ট টাইম জব ও রয়েছে। যে এই জব টাতে আসলে আমি যে আ মানে প্রতিদিন যাচ্ছি আমাকে কিন্তু
হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। জি। ও! ওকে। হুম। বুঝতে পেরেছি। হুম হু। হু, হু। আচ্ছা।
প্রতিদিন আসলে বিভিন্ন ধরনের টাস্ক বলেন, বা বিভিন্ন কিছু আসলে করতে হচ্ছে এবং এই টাস্ক গুলা করার কারণে আমার হচ্ছে গিয়ে একটা তো আসলে আ মানে টাস্ক গুলা একটা সময়ের সাথে করার কথা ছিল। কিন্তু আমি এই সময়টাও না পাচ্ছি না। টাস্ক গুলা দেখা যাচ্ছে কি কো কোন, কোন দিন ১ টা ২ টা টাস্ক আসলে মিস হয়ে যাচ্ছে এবং এটার কারণটাও কিন্তু আসলে যেটা হচ্ছে যে আমি কিন্তু মানে বিপুল পরিমাণে সারাদিন ফোন চালাচ্ছি। হ্যাঁ? ফোন চালানোর কারণে মনোযোগও দিতে পারছি না কাজ গুলাতে। তো পরবর্তীতে কিন্তু সারাদিন আসলে এভাবে যাচ্ছে। একেকটা কাজ পিছিয়ে যাচ্ছে। কোন, কোন কাজ আসলে আমি করতেই পারছি না। সব মিলিয়ে একটা মানে চিন্তার মধ্যে আমি আসলে আছি যে কি করতে পারি? তো আপনি যদি এ বিষয়ে আমাকে সাহায্য করতেন।
হুম হু। জি। হু, হু। জি। ও! হু, হু। জি। <smacks lips> জ্বী অবশ্যই। আসলে দেখুন আ অনেক সময় কিন্তু এমনটা অনেকেই অনুভব করে থাকে, যে আসলে দিনের ২৪ ঘন্টাই যেন যথেষ্ট নয়। কাজ, পরিবার, ব্যক্তিগত দায়-দায়িত্ব সব মিলিয়ে রাক মাথা এক এতটাই মানে ভারী হয়ে যায় যে আ দিনের শেষে মনে হয় যে, আসলে আজও তো আসলে গুরুত্বপূর্ণ কিছুই করতে পারলাম না। তো এই অনুভূতি না আসলে পুরোপুরি বাস্তব এবং আজকাল প্রায় সবার মধ্যেই দেখা যায়। সময় যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আসলে সমস্যার সময়ই ঘাটতিতে নয়। সমস্যা হচ্ছে সময় ব্যবহার করার কৌশল না থাকা। যেমন আমি যদি আপনাকে কিছু পরামর্শ দেই। বিষয়টি হচ্ছে দিনের অসঙ্গতি চিহ্নিত করা কিন্তু আপনার সবচেয়ে বড় জরুরি। যে আপনার সময় ঠিক কোথায় নষ্ট হচ্ছে। আগে যেটা, আগে সেটা স্পষ্টভাবে জানা কিন্তু প্রয়োজন। অনেক সময় দেখা যাচ্ছে দিনটা নষ্ট হয় বড় কোন ঘটনার কারণে। বরং, মানে বড় কোন ঘটনা কারণ নষ্ট হয় না। বরং, ৫ থেকে ১০ মিনিটের খন্ড, খন্ড, বিভ্রাটের কারণেই কিন্তু প্রবলেম টা হচ্ছে। বারবার এই যে আপনি বললেন যে আপনার ফোনের কারণে সমস্যা হচ্ছে। বারবার ফোন চেক করা, টাস্ক বদলাতে থাকা, পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা এগুলোও কিন্তু সবচেয়ে বড় শত্রু। তাই প্রথম ২ থেকে ৩ দিন আপনি শুধু নোট করুন যে ঠিক কোন সময় আপনি কি করছেন, এতে হবে কি অপ্রয়োজনীয় যে সময়গুলো সেটা কিন্তু নষ্টকারীরা চোখে পড়বে। মানে আপনি যে সময়গুলো আসলে আপনার অপ্রয়োজনে নষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনি অ্যা প্রপারলি এটাকে আপনি এ্যা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এভাবে কি কখনো আ পরিকল্পনা নেওয়ার কোন সিদ্ধান্ত ছিল কিনা বা আ মু করেছেন কিনা? যদি একটু বলতেন আরকি।
উহু। জ্বী। হু, হু। আচ্ছা। হু, হু। জ্বী। আচ্ছা। হুম। উ জ্বী। আচ্ছা। আচ্ছা। না আসলে সত্যি কথা বলতে কি এরকম পরিকল্পনা কিন্তু আমার কখনোই আসলে ছিল না। হ্যাঁ? বরং আমি কিন্তু আপনার কাছ থেকে এটা আসলে এখনই শিখলাম যে আমার কিন্তু আ কিছু, কিছু ক্ষেত্রে নোট করে রাখা উচিত। হ্যাঁ? সময়গুলা কিভাবে আসলে আমি কাজ করছি এবং আমি আমি যে আসলে আ সময়গুলা কোথায় ব্যয় করছি এগুলো যদি একটু লিখে রাখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার কোথায় একটা টাইম ম্যানেজমেন্ট এর বিষয়টা হচ্ছে বা আমি হারিয়ে যাচ্ছি। হ্যাঁ? এই এই এই বিষয়টা কিন্তু আমার জন্য আসলে অনেক উপকারী হবে বলে মনে হচ্ছে এবং আপনাকে তো ধন্যবাদ দিতেই হয়। উম মানে এভাবে আসলে কখনো ভেবেও দেখা হয়নি। তবে এক্ষেত্রে না আসলে আরো কিছু বিষয় বা সমস্যার সম্মুখীন আমি আসলে হয়েছি। যেরকম ধরেন আমি আসলে যখন আ সময় ব্যবস্থাপনাতে আসলে ঠিকভাবে নিজের দৈনন্দিন কাজগুলো করতে পারছি না। এর সাথে না আমার আসলে দেখা যাচ্ছে কি? যে এত কাজ করছি ছন্নছাড়া হিসাবে এবং আমার কিন্তু সারাদিনই দেখা যাচ্ছে মন মেজাজটা একদম খিটখিটে থাকছে। মানে কারো সাথে যে একটু ভালো করে কথা বলব। ভালো করে কথাও বলতে পারছি না। দেখা যাচ্ছে কি বন্ধু-বান্ধবের সাথে ঠিকভাবে কথাবার্তা হচ্ছে না, যোগাযোগ কমে যাচ্ছে। পরিবারের সাথে তো কথাই হয় না ঠিকভাবে দেখা যায় এতই মন মেজাজ খারাপ থাকে যে ঝগড়াঝাটির একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সত্যি কথা বলতে কি এই বিষয়গুলো কিন্তু আমার জন্য মানে এখন অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। মানে অ্যা কোনভাবেই আসলে এই বিষয়গুলো আমি সমাধান করতে পারছি না। তো এই বিষয়ে আসলে মানে কিভাবে সমাধানটা করতে পারব? আপনি যদি আমাকে কোন একটা পরামর্শ দিতেন।
হু, হু। জি। হু, হু। জি। জি। জি। হু, হু। আচ্ছা। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। জি। জি। <smacks lips> আসলে দেখুন সমাধানের শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম ভাবতে হবে যে সমাধানের কি, কি পথ খোলা রয়েছে? আপনাকে আসলে ১ম এই চিন্তা করতে হবে যে, আপনি আসলে কিভাবে শুরুটা করছেন? আপনার সময় ব্যবস্থাপনার বিষয়ে আপনি আসলে ঠিক কিভাবে পরিকল্পনা নিচ্ছেন? এই বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে আপনার আ ক ঘুমের একটু সমস্যা রয়েছে বা আপনার স্বাভাবিক জীবনযাপনে এটি অনেক বেশি প্রভাব ফেলছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে প্রতিদিন নতুন, নতুন কিছু করতে পারেন। যেমন ধরেন আপনি আ শারীরিক কিছু ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন বা আপনি ধরেন একটু ব্রিথিং এক্সারসাইজ করতে পারলেন, এতে হবে কি, আপনার যেই আ ভিতরকার যেই একটা <smacks lips> আ মানে আপনি একটা শূন্যতা অনুভব করছেন, এটি কিন্তু আগের মতো থাকবে না এবং আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন। পাশাপাশি আপনি যেটি করবেন যে, আপনার ঘুমের একটি উপযুক্ত পরিবেশ আপনি নির্ধারণ করতে পারেন। হ্যাঁ, যে আপনি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাচ্ছেন এবং একই সময়েই চেষ্টা করবেন ঘুম ঘুমাতে যাওয়ার এবং ঘুমের আগে আপনি <smacks lips> ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখছেন। এভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার ঘুমটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। এবং আপনি আ চেষ্টা করবেন যে আসলে পর্যাপ্ত পানি পান করা, একটা মানুষের আসলে দৈনিক আ ২ লিটার পানি যেখানে হচ্ছে ৮ গ্লাস পানি খাওয়া কিন্তু এটা বাঞ্ছনীয়, এটা দরকার। কিন্তু আপনি যদি আপনার খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও আ পরিবর্তনটা আনেন, সেক্ষেত্রে কিন্তু এটিও আপনাকে শরীর ও মন উভয় দিকেই কিন্তু আপনাকে আ সহায়ক ভূমিকা পালন করতে দিবে। তো এভাবে কি আ চেষ্টা করেছেন?
হু, হুম। জ্বী। হুম। হুম। হুম, উম। দরকার। আচ্ছা। না, এভাবে অবশ্যই আসলে মানে আমি আ চেষ্টা করে দেখিনি। কারণ হচ্ছে গিয়ে আহ বিভিন্ন ধরনের মানুষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু আমি এ পর্যন্ত পেয়েছি। দেখা গেছে কি, একজন একটা পরামর্শ দিলে, অন্যজনের সম্পূর্ণ বিপরীত ধর্মীয় একটা পরামর্শ দিয়েছে। তার জন্য মানে অনেকবার, অনেক ক্ষেত্রে আমি বিভ্রান্তের শিকার হয়েছি। হ্যাঁ? বরং এখন আসলে আপনার থেকে যে ধরনের পরামর্শটা আমি পেলাম, আমি যতবার আসলে পরামর্শগুলা শুনছি, আমি খালি অবাক হচ্ছি যে, না মানে আমি তো আসলে এগুলো কখনো ভেবেও দেখিনি। বরং যদি একটু ভেবে দেখতাম, হতে পারতো, আমার একটা ভালো সমাধান কিন্তু চলে আসতে পারত। আপনি যেরকম আসলে বললেন যে একটা মানে এ রুটিন করে রাখা, বা একটা হচ্ছে নোট করে রাখা, এবং উম মানে ঘুমের জন্য একটা আলাদা ভালো সময় রাখা, ঘুমানো, দেখা যাচ্ছে একটু শারীরিক ব্যায়াম করা প্রতিদিন। এগুলা কিন্তু আমি কখনো ভেবে দেখিনি। বরং এখন আসলে শুনে আমার কাছে খুব ভালো লাগল। অবশ্যই আসলে আমি চেষ্টা করে দেখব। হ্যাঁ? তো <smacks lips> এক্ষেত্রে কি আসলে আমার আ মনে করেন যে, এই যে আসলে ঘুমের যে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ? এবং ঘুমের সমস্যার কারণে যে সারাদিন আমি আসলে কোন কাজ করতে পারছি না, বা একটা ক্লান্তি বোধ আসছে, হ্যাঁ? তো এক্ষেত্রে আমার আসলে সহজে কি কোন ধরনের, আ কোনো মনে করেন শারীরিক ব্যায়ামের কথা যে বললেন, আমি কি আসলে মনে করেন কাজের মাঝখানে কি কোন ধরনের ব্যায়াম করতে পারি? বা কি ধরনের ব্যায়াম আমার করলে আসলে এই সমস্যাগুলো থেকে আমি আসলে বের হয়ে আসতে পারবো, অথবা ব্যায়ামের কথাও যদি আপনি আসলে আ বলেন সুন্দর করে, যে আ মানে একটু বিস্তারিতভাবে।
হু, হু। ওকে। হুম, হু। হু, হু। জি। জি। জি। জি। হু, হু। হু, হু। জি। জি, আসলে দেখুন আ আপনাকে ১ম এ একটু সময়ের দিকেও দেখতে হবে যে আসলে অগ্রাধিকার না দিলে কিন্তু সময়ও আপনাকে অগ্রাধিকার দিবে না। যেমন ধরুন, সব কাজ সমান জরুরি নয়, কিন্তু অনেকেই দেখবেন সবই করতে হবে, চিন্তায় ভুগে, ভুগে কিছুই শেষ করতে পারে না। তো আপনি চাইলে আপনার কাজগুলোকে ৪টা ভাগে ভাগ করতে পারেন যে আসলে কোনগুলো জরুরি গুরুত্বপূর্ণ, কোনগুলি গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, কোনগুলি আবার জরুরি গুরুত্বপূর্ণ নয় বা কোনটিই নয়। এই লিস্ট কিন্তু আপনাকে বলে দেবে ঠিক কোন কাজ এখন করা দরকার বা কোনটা পরে করা যাবে। পাশাপাশি বিরতি নেওয়া কিন্তু বিলাসিতা নয়, এটা কিন্তু প্রোডাক্টিভিটির একটা অংশ। মানুষ ভাবে যে বিরতি নিলে সময় নষ্ট হবে, কিন্তু নিয়মিত ৫-৭ মিনিটের যদি আপনি আ ছোট বিরতি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের গতি বাড়াবে এবং আপনার মাথা পরিষ্কার রাখবে, ভুল কমাবে, চাপ কমাবে এবং আপনার সিদ্ধান্তগুলো আরো ভালোভাবে নেওয়ার মতো করে আপনাকে উদ্দীপ্ত করবে। পাশাপাশি আপনি আ আপনার এই যে ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু আপনার চিন্তার ধারা ভেঙে দেয়। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পরামর্শ হবে আপনি কাজের সময় নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন বা ডিসেবল করে রাখতে পারেন আরকি। আর ফোন একটু দূরে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ এ দিনে নির্দিষ্ট আ সময় রাখা বা এগুলো করলে আপনি দিনে অন্তত ১-২ ঘন্টা কিন্তু সময় ফিরে পাবেন। তো আ এভাবে যদি দিনে কী ভালো হলো? বা কোথায় সময় অপচয় হলো? বা কালকে কীভাবে ভালো করা যায়? এই ২ মিনিটের একটা রিফ্লেকশন কিন্তু আপনাকে পরের দিনের পথ আরও সহজ করে দিবে এবং ধীরে, ধীরে কিন্তু আপনার সময় সচেতনতা বাড়াবে এবং হারিয়ে যাওয়ার অনুভূতিও কমে যাবে।
হুম। না। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। ওহ! হুম, হুম। আচ্ছা। জি। জি। হুম, হুম। আচ্ছা। না আসলে আপনি মানে বরাবরের মতনই খুব চমৎকার ভাবে পরামর্শগুলা দিলেন। আমার আসলে উ ফোন নিয়েও কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল। হ্যাঁ কারণ ফোনের কারণে দেখা যাচ্ছিল কি যে <swallows> আমি কিন্তু রাতের বেলা আসলে ঘুমানোর আগে সারাক্ষণ আসলে ফোন চালাতাম এবং সারাদিনই কাজের মাঝখানে একটু বেশি ফোন চালাতাম। দেখা যেত নোটিফিকেশন আসলেই ফোনটা ধরে আমি আসলে ফোন চালাতাম এবং দু, ৩ ঘন্টা সময় কিন্তু আসলে চলে যেত। তো অবশ্যই আসলে আপনার এই বিষয়টা মেনে চলার চেষ্টা করব এবং বাকি যা, যা বললেন, হ্যাঁ কাজগুলাকে ৪ টা ভাগে ভাগ করে অগ্রাধিকার ভিত্তিক কাজগুলা করা। এটাও আমার না মনে হচ্ছে যে অনেক কাজে লাগতে পারে এবং <swallows> অবশ্যই আসলে প্রতিটা কাজ আমি যদি ধরে, ধরে একটু আপনার বিষয়গুলা মেনে চলার চেষ্টা করি, হতে পারে আমার জন্য একটা ভালো সমাধান কিন্তু এটা নিয়ে আসতে পারে। তো আসলে আপনাকে কিভাবে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি ঠিকভাবে জানিও না। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাকে এত ভালো, ভালো কিছু পরামর্শ দিলেন। আপনি অবশ্যই ভালো থাকবেন।
জি। হুম, হু। জি। জি। এক্সাক্টলি। জি আশা করছি আপনি আ অতি দ্রুতই এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনার সময়ের যে ব্যবস্থাপনা সেটিও আপনি ভালোভাবে মেইনটেইন করতে পারবেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন। ধন্যবাদ।
হুম, হু।